আগে ছিল। আ ওদের সাথে আ হ্যাঁ, আমি একটা আ একটা organization এ volunteer করতাম আমি ইউনিভার্সিটিতে থাকতে। তো ওখান থেকেই হচ্ছে পরিচয়। তো organization যেহেতু offline এ ছিল ওদের সাথে offline এ পরিচয় হয়েছে। তারপরে গিয়ে হচ্ছে ওরা মানে ঐ ওর মানে সেই organization এর একজন উনি একদিন Facebook এ হচ্ছে স্টোরি দিলেন যে ওদের আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। সেই কারণে হচ্ছে আমি এপ্লাই করলাম। তো তখন থেকে জবটা পেয়েছি। মানে সেখান থেকেই আমি জবটা পেলাম আরকি।
আগে ছিল। উহু, হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। চমৎকার, চমৎকার! তাহলে দেখা যাচ্ছে যে কা যদি কিনা ব্যাপারটা professionalism থাকে বা ব যদি কিনা ব্যাপারটা হচ্ছে, যে কাজের ক্ষেত্রে থাকে তাহলে আপনি কিছু অংশে আসলে ছাড় দিতে আপনি রাজি আছেন। যদি কিনা সেটাতে আসলে professionalism maintain করা হয়। তাই না? আ তবে বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন বাড়ানোর ক্ষেত্রে আসলে অনলাইন পরিচয়টা। আপনি অতোটা আসলে সেফ ফিল করেন না। এটা স্বাভাবিক এটা খুব স্বাভাবিক। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা আরো বেশি সেফটি আসলে মেইনটেইন করা উচিত। তবে আ অনলাইন এ বন্ধু বানানোর ক্ষেত্রে কিন্তু আসলে একটা ব্যাপার-স্যাপার থেকে যায় যে অনেকে কিন্তু আসলে বন্ধু বানানোর ক্ষেত্রেও সচেতন থাকে। আপনি যেরকমটা বলছিলেন যে আপনি আ আপনি সচরাচর তেমন একটা কারো সাথে কথাও বলেন না। যদি কিনা প্রয়োজন না পড়ে। আ কিন্তু আ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কি, কি জিনিস আসলে দেখেন at least?
হুম। জি, একদম। হুম, হুম হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ জি, জি। হুম, হুম, হুম। জি। হুম, হুম, হুম। উম হ্যাঁ, হ্যাঁ। উম আচ্ছা। ফ্রেন্ড রিকোয়েস্ট আ একটা সময় ছিল যখন অ্যাকসেপ্ট করতাম। যদি মিউচুয়াল ফ্রেন্ড দেখতাম তখন হচ্ছে অনেক মিউচুয়াল থাকলে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করে ফেলতাম। কিন্তু এখন হম আমি কারোরটাই অ্যাকসেপ্ট করি না। এখন ফ্রেন্ড হয় শুধুমাত্র যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তখন ফ্রেন্ড, ফ্রেন্ড হয়। তাছাড়া আ
আচ্ছা, আচ্ছা। মানে ব্যক্তিগতভাবে জীবনে যখন কিনা আপনি তাকে চিনেন in real life এ কোন না কোন ভাবে আসলে তার সাথে দেখা হইছে সামনাসামনি। তারপরে যেয়ে আপনি আসলে ব্যাপারটা আচ্ছা বুঝা গেল।
হ্যাঁ। জি। তারপরে গিয়ে? হ্যাঁ। কিন্তু মানে আগে থেকে অনলাইনে ফ্রেন্ড মানে বানাবো বা যেটা আগে হতো যে র‍্যান্ডম কাউকে আ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপর কথা বলা শুরু। আগের মানে শুরুর দিকে
না এটা মনে হয় এখন আসলে হয়ও না তেমন একটা তাই না?
এখন হয় না। কারণ এত বাজে এক্সপেরিয়েন্স হয়েছে মানুষের এসব, এসবের কারণে। মানুষ এগুলা থেকে একটু দূরে থাকে আমার কাছে মনে হয়।
জি, জি। হুম, হুম, হুম, হুম না এই ব্যাপারটা আসলে ভালো একদিক থেকে যে আ যতটা কারণ অপরিচিত মানুষের সাথে আসলে মেশা বা কথাবার্তা বলা আ এটার কোনো প্রয়োজন আছে বলেও কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাপার পুরোপুরি অপ্রয়োজনীয়। তাই না? তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক স রকমের গ্রুপ বা কমিউনিটি কিন্তু আসলে তৈরি হয়। তাই না? যেসব গ্রুপ বা কমিউনিটি গুলাতে অনেক সময় দেখা যায় যে রিয়াল লাইফ মিট আপ এর আয়োজন হয় বা দেখা যায় কি যে আ তারা কিন্তু আসলে community buildup এর মাধ্যমে একজন আরেকজনকে সাহায্যের ক্ষেত্রে কিন্তু ব্যা আ মানে বেশ ভালো কাজে দেয়। আপনার কাছে কি মনে হয় যে সেই ব্যাপারগুলো আসলে কোন না কোনভাবে আসলে আ কাজে লাগতে পারে বা কোনভাবে আসলে জিনিসটা পজিটিভ।
হুম, হুম। জি, জি, জি একদম। হুম, হুম, হুম, হুম। হুম। হুম, হুম, হুম। একদম।

উম হ্যাঁ অবশ্যই। নিরাপত্তার ক্ষেত্রে আমি বলব যার সাথে মিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উনার পুরো নামটা জানা উচিত, উনার কনট্যাক্ট নাম্বার জানা উচিত, আর হচ্ছে যদি সম্ভব হয় তাহলে উনি কোথায় থাকেন? এলাকার একটা ব্যাপার যদি জেনে নেওয়া যায় কোনভাবে তাহলে সেটা খুব গুরুত্বপূর্ণ। আর তাছাড়া যদি মিট আপ করতে যেতে হয়, একা না গিয়ে সাথে পরিচিত কাউকে নিয়ে গেলে আমার মনে হয় ভালো। যদি গার্ডিয়ান ও থাকে আ সেটাও খুব ভালো। তো এই ২টো ব্যাপার আমি নিজে থেকে মানে বলব যে, আমি চেষ্টা করে থাকি। যদি আমার কখনো প্রয়োজন পড়ে। আর আ মানে সবাইকে বলবো আরকি এ ব্যাপারটা খেয়াল রাখতে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, না এটা হুম। না এই ব্যাপারটা বেশ চমৎকার। আপনি যেটা বললেন যে, এ্যা এ্যা কোন জায়গায় যাওয়ার আগে কিছু ইনফরমেশন কালেক্ট করে নেওয়া এবং আ কাউকে সাথে করে নিয়ে যাওয়া। এটা কিন্তু আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু এটাই সবচাইতে সেফেস্ট ওয়ে। এটা ছাড়া কিন্তু দেখা যায় কি যে আসলে কোন না কোন ভাবে এখন দেখা যাচ্ছে কি যে Google অনেকেই কিন্তু আসলে Google Location শেয়ার করে বসে থাকে। যে আচ্ছা যেখানে যাচ্ছি একটু খোঁজখবর। কিন্তু আসলে লোকেশন শেয়ার করলে কিন্তু খুব একটা বেশি যে আসলে এ্যা সম্ভব খুঁজে বের করা, বিশেষ করে ঢাকা শহরের এ অলিগলিতে। এটা কিন্তু আসলে দেখা যাবে ওই যে সম্ভবই না, দেখা যায় ওই যে ম্যাপে দেখাচ্ছে হচ্ছে এক জায়গায় আদ এ্যা ম্যাপ অনুযায়ী গেলে দেখা যাবে একটা খালপাড়। তো ব্যাপারটা হচ্ছে যে <chuckles> কোনভাবে আসলে খুঁজে বের করাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তবে আ এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে, এ্যা পুরো ব্যাপারটা মানে অনলাইনে পরিচয় আর থেকে হচ্ছে যে, পুরো ব্যাপারটাকে অ্যা সামাজিকভাবে এটা একটা স্বীকৃতির একটা ব্যাপার-স্যাপার চলে আসে যে আ অনলাইনে পরিচয় হয়ে অফলাইনে আসলে মিট আপ করা। হ্যাঁ, এই পুরো যে একটা প্রসেস টা এটা কি কোনভাবে কি সামনের দিনগুলোতে আপনার কাছে মনে হয় যে আরো বেশি নিরাপদ হবে, আরো বেশি আসলে রিলায়েবল হবে সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে?
হুম। হুম। একদম। হ্যাঁ, হ্যাঁ, জ্বি। হুম। হুম, একদম। হুম, হুম, হুম। জ্বী, একদম। সম্ভব না। হুম। হুম, হুম, হুম। অ্যাকুরেট না। হুম। জ্বী। হুম। হু, হু, হু।